হ্যাঁ, এটা আসলে আমি বে ফেক নিউজগুলো কিন্তু অনেকভাবেই বর্তমানে বেশি এগুলোর মধ্যে কিন্তু আসলে অ্যা মানে বিশ্বাস করার মতো একটা অবস্থায় চলে যাই। কিন্তু আসলে পরবর্তীতে দেখি যে না অ্যা বিশ্বাস করার জায়গাটা নাই। কারণ পরবর্তীতে চেক করে দেখি যে এটা ফেক নিউজ। তো অনেক আগে থেকেই কিন্তু এম
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। কিভাবে চেক করেন এইটা একটু জানতে চাচ্ছি আরকি।
আসলে চেক করি অনেকভাবেই। তার মধ্যে বেশিরভাগ কিন্তু টেলিভিশনের সাথে আমি কম্পেয়ার করি যে ওই অম অ্যা নিউজটা আসলে টেলিভিশনে কাস্ট হচ্ছে কিনা বা এই টাইপের কিছু। তো ওগুলো যখন আসলে দুইটা মিলাই মিলাই। দেখি যে যদি অ্যা ফেসবুকেরটা বা ওই সোশ্যাল মিডিয়াটা যদি ঠিক থাকে আর ওটার সাথে এক নিউজ আসে সেক্ষেত্রে একটু বিশ্বাস করি। তবে একটা জিনিস আসলে খুবই মানে আগে থেকে আমি ভাবি যে, আগে কিন্তু পত্রিকাগুলো কিন্তু যখন দিত ছোটবেলায় দেখতাম যে পত্রিকা বাসায় বাসায় দিয়ে যাইতো। এখন হয়তোবা সেই প্রচলনটা কম।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। মানে প্রিন্ট করা কাগজের পত্রিকার কথা বলছেন তো?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আগে যেটা দিয়ে যেত। তো সেগুলোর মধ্যে হইতো কি? দেখা যেত যে বিভিন্ন টাইপের নিউজগুলো দেওয়া থাকতো অনেক রসালোভাবে। কার্টুন ক, রে তারপর এমনও কিছু নিউজ থাকতো যে, অ্যা কি বলা লাগতো যে পাত্রী চাই বা পাত্র চাই সেই বিষয়গুলা কিন্তু অনেক সময় কিন্তু উল্লেখ থাকত বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো কিন্তু দেখা যেত যে অ্যা বেশিরভাগই কিন্তু আমি অ্যা মানে খোঁজ নিয়েছিলাম বা ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করছিলাম যে, এগুলো আসলে কী? তারা বলে এগুলো একটা ট্রাপ। তারা এমনভাবে ট্র্যাপ করে রাখছে এখানে যে পা দিবে বা তাদের লোভে পড়বে, তারা কিন্তু আসলে পুরাদমে একটা বাঁশ খাবে এরকম একটা অবস্থা। <chuckles> হুম, হুম।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এটা ছিল, সেই সময়টা ছিল। জ্বি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এটা হ্যাঁ যেহেতু সেই সময়ে কাগজের প্রিন্টের মিডিয়ায় এতটা অ্যা চেক করার মতো উপায় ছিল না। তো এই ধরনের জিনিস হতেও পারত। আপনার জানা মতে আপনি যে ঘটনাটার কথা বললেন, আপনার আশেপাশের কেউ বা পরিচিত কেউ কি এই ধরনের ফেক নিউজ এর পাল্লায় পড়ছে বা এই ধরনের এ স্কাম এর খপ্পরে পড়ছে বলে আপনি জানেন? খবরের এই যে প্রিন্ট মিডিয়ার যে পেপার যে সময়টার কথা বলছিলেন ওই সময়ে।
হুম, হুম। আ হু। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এরকম আমি অ্যাস আসলে কিভাবে জানলাম যে, আমার পাশের এক গ্রামের এক লোক এটা নাকি আসলে সে অনেকদিন ধরে বিয়ে করার জন্য আসলে মানে চেষ্টা করতেছিল। তো বিয়ে হয় না। তার জানি না তার কি প্রবলেম ছিল। তো এইযে এগুলো নিউজ কিন্তু সে খুব দেখতো। বিভিন্ন জায়গায় যে ফোন করতো, এই কর্তো, সেই করত। তো সেই সময় সে নাকি একটা নাকি আসলে সব কনফার্ম হয়ে গেছিলো যে বিয়ে টিয়ে হবে। তাকে ঢাকা যাইতে বলছে। তো এ সে ঢাকা গিয়ে আসলে ওই মানে চক্রর হাতে আসলে পড়ে গেছিল। পড়ে গিয়ে তাই সে আরকি পুরাদমে অ্যা নিঃস্ব হয়ে আরকি হ্যাঁ, পুরাদমে একবারে নিঃস্ব করে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছিল। তো তাকে অনেক হুমকিও দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে আসলে ওগুলো নিউজ যখন বুঝতে পারলাম যে, এটা এতটা ভয়ানক তখন, হ্যাঁ তখন আসলে ইগনোর করা শুরু করলাম আরকি।
আচ্ছা, আচ্ছা। তারপর? ওহো! এটা তো খুবই দুঃখজনক একটা ব্যাপার। ইস! তা খুবই নেক্কারজনক একটা ঘটনা। আচ্ছা আপনার কাছে থেকে জানতে চাই যে, হয় না আপনার সামনে একটা খবর এলো। আপনি সেই খবরটা ক্লিক করার আগে বা সেই খবরটা পড়ার আগে একটু খোঁজ খবর নিলেন এমন কিছু যে, ওই পেজ টা ঠিক আছে কিনা বা ওই সোর্সটা কি আসলে বিশ্বাসযোগ্য কিনা। এমন কিছু কি করেন নাকি আপনার সামনে আসলো আপনি খবরটা পড়লেন, দেখলেন, তারপরে হয়তো বা পরবর্তীতে একটু মিলায়ে দেখার চেষ্টা করলেন। মানে আপনার প্রসেস টা কী থাকে?
হুম, হুম। হুম। হু, হুম। হু, হু। উ হুম।